না, না। আসলে সত্যি বলেছেন কারণ, এই যাদের মনে হয় না তাদের হয়তো মনে অনেক বেশি কষ্ট। কিংবা দেখা গেছে যে মানে অন্য কোনো কিছু নিয়ে হয়তো তারা এতই ব্যস্ত ছিল। যে প্রকৃতির এই সৌন্দর্যটাকে অনুভব করার মতো সময়ই হয়তো তারা পায়নি। অ্যা তো, এই যে নীল আকাশের কথা বললেন, অ্যা যে মানে অনেক বড়র কথা বললেন। তো নীল আকাশ দেখলে আপনার আ মনটা কেমন করে ওঠে? যদি বলতেন?
ঠিক। ঠিক। আচ্ছা, সত্যি যদি বলি নীলাকাশ দেখলে সবসময় আমার মন মানি খুশি হয়ে যায়। এবং আমার মনটা অনেক বড় হয়ে যায়। এখানে যদি একটা গল্পের কথা বলি, যেটা আমার নীল আকাশ দেখলে এখনো মনে পড়ে যে একবার আমার সাথে হয়েছিল। আমার হলো উম একটা সমস্যা নিয়ে আমি খুবই অনেকদিন চিন্তিত ছিলাম। তো আমার কাছে মনে হচ্ছিল যে কোনো উপায়ই নাই। মানি আর কোনো উপায় নেই সমস্যার যে সমাধান করব। আমার মানি ক্ষতিটা হয়েই গিয়েছে, এমন একটা আরকি অবস্থা আমার ছিল। এবং মানি আমার চিন্তাটা এমন ছিল। তো, তখন এক দিন হল আমি যখন ঘরে বসে ছিলাম, বসে থাকতে ভালো লাগতেছিল না। খুবই বিরক্ত লাগতেছিল। তখন দেখা গেলো আমি আমাদের বাসার পাশে একটা পার্ক আছে, তো ওই পার্কে গিয়ে বসেছিলাম। ওইদিন আবার ছিল একেবারে হ্যাঁ, অ একেবারে ফুল নীলাকাশ ছিল, মানি কোনো ধরনের কোনো মেঘ কিছু ছিল না। ভালো কথা বসেছিলাম, যখন আমি একটু আকাশের দিকে তাকালাম, কিছুক্ষণ তাকানোর পরে আমার কাছে মনে হলো যে আকাশটা কত উঁচুতে। এবং কত বিশাল একটা আকাশ যে মানি আমার ক আমরা চাইলে হ্যাঁ, ছোটবেলায় যেটা চিন্তা করতাম দূরে যখন দেখতাম যে আকাশ ওখানে গিয়ে নেমে গিয়েছে। মানি ওইখানে গিয়ে শেষ। তখন চিন্তা করতাম, আচ্ছা ওইখানে যাবো। ওইখানে গিয়ে দেখবো যে আকাশটা কিভাবে নামল হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তখন আবার দেখা গেল যে ১ কিলোমিটার যখন যাইতাম, কখনো বাবার সাথে বা মার সাথে একটু দূরে যাইতাম। জিয়ে গিয়ে দেখতাম যে আবার ঐখান থেকে আরো অনেক সামনে দেখা যাইতেছে এমন। মানি হ্যাঁ, মানি আমাদের চোখে দেখতেছি যে ওইটা নেমে পড়তেছে কিন্তু সত্যিকার অর্থে নেমে পড়তেছে না। এটা যখন বুঝতে পারলাম তখন মনে হলো যে আচ্ছা, এটা কত বড় একটা জিনিস। আর আমি আমারই একটা সমস্যা নিয়ে মনে হচ্ছে যে না এইটা এখানেই শেষ। আর কোনো এটা সমাধান হতে পারে না। হ্যাঁ, তখন আমি চিন্তা করলাম যে না এত বড় যেহেতু বিশ্ব এবং এত বড় পৃথিবী। এখানে অবশ্যই অন্য কোনো না কোনো ওয়ে আছে যেটার মাধ্যমে আমি আমার সমাধান সমস্যাটা সমাধান করব। ঐদিন ধরেন এতদিন যেভাবে আমি চিন্তা করতাম সমস্যাটাকে যে, আমি এই সমস্যার মধ্যে আটকে গিয়েছি। ওইদিন এই নীল আকাশ দেখে আমার যেটা হয়েছিল যে আমি চিন্তা করে স চিন্তা করা শুরু করলাম, যে না এটার আরো অনেক ওয়ে আছে। এবং ওয়ে গুলো আমার বের করতে হবে। তারপরে সত্যি বলতে যখন আমি ওইখানে বসে ০.৫ ঘন্টা চিন্তা করলাম, <smacks lips> আমার সত্যি সমাধানটা সমস্যার সমাধান হয়েছিল আমি অন্য আমি ওয়ে পেয়েছিলাম।
বাহ! দারুণ। দারুণ, দারুণ। হ্যাঁ, হ্যাঁ। জ্বী, জ্বী। অবশ্যই। হ্যাঁ। এ দুঃখজনক! হ্যাঁ, হ্যাঁ। দুপুরবেলা। হ্যাঁ। <chuckles> ইস! কত বড়। হ্যাঁ? উ হু। শেষটা দেখবো নাকি এরকম চিন্তা ভাবনা? দারুণ, দারুণ। একই জায়গায়, একই জায়গায় রয়ে গেছে। হ্যাঁ। <chuckles> ইস! দারুণ, দারুণ চিন্তাভাবনা। হু, হু।

আচ্ছা সত্যি বলতে আমি চেষ্টা করেছিলাম। তার বাবার সাথে কথা বলার চেষ্টা করেছিলাম কিন্তু ওইটা কাজে হয়নি। মানি তার বাবা ছিল হল এমন একজন সে হলো খুবই কঠোর। মানি তাকে কোনো কিছু বোঝানোর কোনো মানি উপায় ছিলই না। সে আরকি এমন বলেছিল যে, "তুমি তাহলে ১ মাসের মধ্যে বা ২ মাসের মধ্যে চাকরি নেবা তাহলে তোমাকে দিবো।" <smacks lips> থেন আমি তখন পড়ি হল ইউনিভার্সিটি প্রায় মানি 4th ইয়ারে অনার্সে 4th ইয়ারে। তো তখন আমি চাইলেও দেখা যায় যে কোনো একটা তাকে যে মেনেজ করব হ্যাঁ, এটাও সম্ভব না। তো আমি তার কাছে এটা আরকি সময়টা এটাই চেয়েছিলাম যে, "আমি এটলিস্ট মাস্টারটা শেষ মাস্টার্সটা শেষ করি। তারপর হয়তো একটা চাকরি নিয়ে তারপরে আমি ওকে বিয়ে করবো।" তখন যেটা দেখা যায় উনি এই সময় দেওয়ার জন্য একেবারে রাজি না। কে অনেক ক্ষেত্রে কি হয়, মানি মেয়ের যখন বয়স হয়, বাবা-মারা একেবারে মানি কি বলে এটাকে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ একেবারে কোনোভাবে কোথাও হ্যাঁ, কোনো সুযোগ দেওয়ার চেষ্টাই থাকে না। তো উনারা আরকি এটা পরে মানেনি পরে আনফরচুনেটলি আমার আর ওইটা করা হয়নি। মানি আর পারিনি রাখতে।
বুঝতে পেরেছি। ওহহো! বুঝতে পেরেছি। উপায় ছিল না। বুঝতে পেরেছি। ইস! অধৈর্য হয়ে গেছিল পুরাই। হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ একটু ভয়ে, ভয়ে থাকে আরকি। যে পরবর্তীতে কি না কি হয়। হ্যাঁ। বুঝতে পেরেছি। তো পরবর্তীতে এইযে মানে এটা তো বলার আশাটা আপনার ভিতরে জেগে ছিল নীল আকাশ দেখে। অ্যা তো এই কে পরবর্তীতে এইযে ধাক্কাটা পেলেন যে, আপনার উনার উনি উনিও আপনাকে একটু দেখা গেছে যে আশাহত করলেন। তো ওখান থেকে উঠে আসার জন্য অনুপ্রেরণাটা কোথা থেকে পেয়েছিলেন?
হ্যাঁ, হ্যাঁ। ওখান থেকে উঠে আসা অনুপ্রেরণাটা বলতে আমার এখানে অনেক দিন এমন ছিল যে খুবই একাকিত্ব অনুভব করতাম। খুবই স্বাভাবিকভাবে, খুবই একাকিত্ব অনুভব করতাম এবং যেখানেই যেতাম দেখা যেত তার কথা মাথায় আসতই। তো এখানে যদি একটা গল্প শেয়ার করি যে, একদিন যেটা হয়েছিল আমি অনেক দিন আরকি ঘরের মধ্যে একা ছিলাম আরকি। কারণ স্বাভাবিকভাবে বোঝা যায় যখন প্রিয় একজন মানুষকে হারায় ফেলি তখন মানি অনেক কষ্ট হয় স্টেবল হতে। তো তখন যেটা একদিন, হয়েছিল যে বাসায় বসেছিলাম, খুব একা অনুভব হচ্ছিলো তখন চিন্তা করলাম আচ্ছা যাই একটু আমাদের আরকি আমাদের বাসা থেকে প্রায় ২-৩ কিলোমিটার দূরে, ৫ কিলোমিটারের মতো দূরে হলো মাওয়া। হ্যাঁ, মাওয়া ওইখান হলো ইয়া, কি বলে এটাকে পদ্মা নদীর ওইখানে মাওয়া হ্যাঁ, হ্যাঁ মাওয়া ফেরঘাট ওইখানে। ওইখানে আবার সূর্যাস্ত খুব ভালো দেখা যায়। তো একদিন, হলো সন্ধ্যার সময় আমি ওখানে গিয়েছিলাম, যাওয়ার পরে ওইখানে আরকি বসেছিলাম। তো বসার পরে যেটা হয়েছে মানি আমি গিয়েছিলাম হলো ধরেন আমার মন ভালো করতে কিন্তু ওইখানে যাওয়ার পরে দেখা যায় মনটা আরো একটু খারাপ হয়ে যায়। কি হয় সেটা, ওইখানেই হল আমি আমার ওই আমার ওই যে সম্পর্ক ছিল যার সাথে, তাকে আমি নিয়ে অনেকবার সেখানে গিয়েছিলাম এবং সেটা সন্ধ্যার সময় গিয়েছিলাম মানি তার খুবই প্রিয় একটা যে জিনিস ছিল সেটা হল সূর্যাস্ত দেখা। মানি নদীর পাড়ে বসে সূর্যাস্ত দেখবে তারা এটা খুবই পছন্দের একটা জিনিস ছিল তো যখন আমি ওখানে যাই সাথে, সাথে আমার মনে পড়ে যায় যে তার সাথে কবে এসেছিলাম এসে, এসে কীভাবে বসে, বসে গল্প করতেছিলাম সূর্যাস্ত দেখতেছিলাম হ্যাঁ, এবং সূর্যাস্ত এত সুন্দর একটা জিনিস মানি সূর্যাস্ত হলো মানি অনেকের ক্ষেত্রে সূর্যাস্ত সুন্দর, অনেকের ক্ষেত্রে সূর্যাস্ত মানি মন খারাপ করে দেওয়ার একটা জিনিস হ্যাঁ, হ্যাঁ কস্টের। হ্যাঁ, হ্যাঁ same ভাবে তখন মনে পড়ে ওইযে প্রিয়জনদের কথা মনে পড়ে যায়, যে কি হয়েছিল না হয়েছিল ওই জিনিসগুলো মনে পড়ে খুবই খারাপ লেগেছিল আরকি।
অনেক কষ্ট পেয়েছিলেন। হ্যাঁ। স্বাভাবিক বিষয়টা। ইস! বেশি না। জান, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। ফেরিঘাট। <chuckles> জি, জি, আসলেই। হ্যাঁ, হ্যাঁ। ইস! কীভাবে? ও বুঝতে পারেছি। ওই স্মৃতিগুলো মনে পড়ে যায়, হ্যাঁ? অ্যা ইস! একটু কষ্টের। যে সূর্যটা চলে যাচ্ছে। একটা ঐরকম। হ্যাঁ।

বাহ! মানে এটা যে, কি একটা অনুপ্রেরণাদায়ক কথা বললেন যে, নীল আকাশের অন্ত খুঁজে পাওয়া যায় না। কারণ মানে তার শেষ নেই। কারণ সে অনেক বড়। আর আপনার মনটাও দেখা গেছে যদি অনেক বড় করেন, তখন আশা অনুপ্রেরণা এগুলো আর শেষ হবে না। এটাই হয়তো উপলব্ধি করেছেন আপনি নাকি? <chuckles> জ্বি, জ্বি। তো আচ্ছা যদি মানে সমস্যাটার কথা যদি বল বলতেন আরকি একটু যদি আপনি মানে আপনার যদি সমস্যা না থাকে আরকি, তাহলে একটু বুঝতে পারতাম যে, আসলে আ নীল আকাশটা আপনাকে কোন কোন সমস্যাটা থেকে কত গভীরভাবে আ প্রভাবিত করেছিল আরকি? <chuckles>
ঠি ঠিক। স স আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সত্যি বলতে এই নীল আকাশ যে, জিনিসটা চিন্তা করেছিলাম এই সমস্যা যেটা ছিল ওটা সূর্যাস্তের সাথেও আমার সম্পর্কিত। এ পরে হয়তো বলার চেষ্টা করব। এখন যদি বলি যে, নীল আকাশে যে, মানি যেই জিনিসটা আমার হয়েছিল, যে, জিনিসটার সমস্যা হয়েছিল সেটা হলো, আমার একটা সম্পর্ক ছিল একটা মেয়ের সাথে। আমার মানি অনেক দিনেরই সম্পর্ক ছিল। তো তখন ১ দিন দেখা যায় যে, ওর মেয়ের ঘর থেকে হল ওর বিয়ের প্রস্তাব আরকি আস এসে পড়ে এবং আমার তখন যেটা হয়েছিল যে, আমার পক্ষে সম্ভব ছিল না তাকে মানি তার ঘরে গিয়ে ওটা বলার। কারণ আমি হলাম তখন ছিলাম স্টুডেন্ট। তো আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না যে, একটা বাড়িতে গিয়ে আমি বলবো যে, আপনার মেয়েকে আমি বিয়ে করবো, তাই না? যেহেতু স্টুডেন্ট কলে চাকরি করছি কিনা। হ্যাঁ, বাস্তব হয়ও না এই জিনিসটা। তো তখন যেটা মানি ১ম এ আমার যেটা চিন্তা হয়েছিল যে, না আর কোনো উপায় অন্তর বা কোনো কিছুই নেই। কি করবো আরকি। পরে ওই নীল আকাশের নিচে যখন যেটা বললাম যে, ওখানে গিয়ে যখন চিন্তা করলাম, তখন আমার মনে হলো মানি আস্তে, আস্তে আমার কাছে মনে হওয়া শুরু করলো যে, আচ্ছা এখন তো আমি বিয়ে করতে পারবো না, স্বাভাবিক। কিন্তু তার বাবার কাছে গিয়ে হয়তো এটলিস্ট বলতে পারবো যে, আমি অ ২ বছর পর বা ৩ বছর পরে বিয়ে করবো। তো এটা যখন চিন্তা করলাম, তখন মনে হলো যে, হ্যাঁ, সত্যি এটা একটা মানি অপশন হতে পারে। এটা করে দেখতে পারি এটলিস্ট। ট্রাই করে দেখতে পারি। এ ছেড়ে দেওয়া থেকে এটলিস্ট এটা তো করে দেখতে পারি যে, একটা শেষ চেষ্টতে পারি হ্যাঁ। তখন যেটা এটা ভেবে এটা তারপর করার চেষ্টা করেছিলাম।
আচ্ছা, আচ্ছা। <chuckles> আহারে! বুঝতে পেরেছি। ইস! দুঃখজনক। হুম। হ্যাঁ। এটা তো বাস্তবও মানে এটা হয় না। হ্যাঁ। হ্যাঁ, বুঝতে পেরেছি। নতুন একটা আশা এ জেগেছিল মনে। না, দারুন, দারুন।